এটা না খুব স্বাভাবিক। যে আসলে কি? যে বিশেষ করে যখন আপনার মানে ক্রেডিটটা অন্য কেউ নিয়ে যাচ্ছে একটু অত হতাশ অনুভব করাটা কিন্তু খুবই স্বাভাবিক। কিন্তু আপনি না মনোবল হারাবেন না। আপনি সবার আগে কিছু জিনিস চেষ্টা করে দেখতে পারেন। যে আপনার আসলে খুঁজে বের করার চেষ্টা করুন যে আসলে কোথায় আপনার সমস্যাগুলা। আপনি কি এটা দেখেছেন যে আসলে অনেকের জন্য তো চোখে চোখ রাখাটা একটা সমস্যা। অনেকের জন্য মানুষের সামনে দাঁড়ালেই আসলে লজ্জা লাগে। তো আপনার সমস্যাটা আসলে কোথা থেকে উৎপত্তি হচ্ছে এটা কি আপনি কখনো বোঝার চেষ্টা করেছেন কিনা?
জি। হু, হু। জি। হ্যাঁ, আমি একটু বোঝার চেষ্টা করেছি। আ আ যদি সত্যি কথা বলি আমার কাছে মনে হয়েছে সমস্যার মূল আসলে দুইটা জায়গায়। একটা হলো আমার নিজের ভিতর। আমি নিজেই আসলে মানে স্বভাব সম্মতভাবে একটু অন্তর্মুখী আরকি। চুপচাপ থাকতে পছন্দ করি। হয়তো কিছুটা একা, একা নিজের কাজটা সুন্দর করে গুছিয়ে করে ফেলি। এ সেটাই করতে ভালো লাগে। কিন্তু সেটা যখন বেশি লোকের কাছে যেতে হয় মনে হয় যে, "আচ্ছা শো অফ করছি না তো?" হয়তো ছোট বয়স থেকে এরকমই একটা ধারণা ছিল আরকি যে এ জিনিসটা পছন্দ করি না। কেউ বেশি কথা বলা, থাকে না অনেকে সোশ্যাল সিচুয়েশন এ অনেকে খুব বেশি কথা বলে। আমার মনে হয় যে না, এত কথা বলার কি আছে? সো এটা মনে হয় আমার নিজের ভিতরকারই একটা সমস্যা বলবো বা চরিত্র বলবো আমি জানি না। এটা একটা আমার কাছে মনে হয় উম যেটা হয়তো আমার এই পাবলিক স্পিকিং এর যেই দক্ষতাটা, সেটা হয়তো কমিয়ে ফেলছে বা মানুষের সামনে অনেক মানুষের সামনে উপস্থাপনা করতে যাওয়ার সময় একটু ভয় ধরিয়ে দিচ্ছে। তো আমি বলবো এটাই একটা প্রধান সমস্যা আমার জন্য বা চরিত্র চারিত্রিক বৈশিষ্ট্য হতে পারে আরকি। আর আরেকটা জিনিস আছে যেটা আমার মনে হয় যে জিনিসটা আমি আসলে এনজয় করি। উম মনে হয় যে নিজে জোর করে যখন কিছু করতে যাই না? তখন মনে হয় যে জিনিসটা আর ভালো হয় না। তো পাবলিক স্পিকিং ব্যাপারটা এখন তো ধরেন অনেক জায়গায় যেয়ে বলতেই হয়। যত বড় হচ্ছি তত দিনকে দিন আপনি একটু বলুন। হয়তো মাইক চলে আসলো সামনে। আমি কোনোমতে আমতা, আমতা করে কোনো মতে শেষ করে দেওয়ার চেষ্টা করি আরকি। এইটা হয়। মানে জিনিসটা আমি খুব একটা এনজয় করিনা। এটাও হয়।
হুম, হুম। আচ্ছা, আচ্ছা। হুম, হুম, হুম। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। অনেকেই থাকে। বুঝতে পারছি। আচ্ছা, আচ্ছা। হুম, হুম। আচ্ছা। বুঝতে পারছি। সেক্ষেত্রে আপনি হুম, হুম। আচ্ছা। বুঝতে পারছি। বুঝতে পারছি। বুঝতে পারছি। খুব স্বাভাবিক। আসলে আপনি কি একটু বলবেন যে আসলে যখন আপনি একটা টিমের সামনে হ যেয়ে দাঁড়ান বা ৪-৫ লোক থাকে, তখন আসলে কি আপনার সবার দিকে তাকাতে ভয় লাগে কিনা বা কোনোরকম ভয় কাজ করে কিনা?